বুঝতে পেরেছি হুম, আসলেই আমাদের আজকে <chuckles> এখন যে আসলে আমাদের দেশের অবস্থা বা আমাদের দেশের weather এর অবস্থা এটা বেশ বলতে গেলে আ কিছু, কিছু মানুষের হয়তোবা favorite বা আমার জন্য বলতে গেলে একটু করুণ অবস্থা। কারণ আসলে বাইরে থাকা হয়। এখন দেখেন এরকম মেঘলা থাকলে বা বৃষ্টি না পড়লে, একটু ঠান্ডা বাতাস বইলে তখন ভালো লাগে weather টা। তবে <chuckles> আসলে এক মুহূ অ্যা মানে এ এমন একটা অবস্থা যে এখনই ঝড় চলে আসবে। আবার এমন একটা অবস্থা যে কড়া রোদ, রোদের ঠেলায় কেউ দাঁড়াইতে পারতেছে না রাস্তায়। তো এরকম weather টা আসলে তবে পছন্দ না আমার। জি। <chuckles>
অ্যা জি, জি। উহু। জি, জি। জি, জি আ জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি, জি, জি। জি, জি, জি। আসলে আসলে অ্যা আ আবহাওয়া যদি আমরা বিবেচনা করি তো সেই হিসাবে আমার কাছে কিন্তু সবচেয়ে অ্যা শীতটাই ভালো লাগে।
উহু। আচ্ছা, হ্যাঁ, আসলে শীত শীতকালটা বেশ ভালোই বলতে গেলে। নীরব থাকে আবার ঠান্ডা হুম, হুম।
কা হ্যাঁ, শীতে নীরব থাকে, ঠান্ডা থাকে। তো আপনার খেয়ে বলেন, অ্যা বে ত বেড়ায়ে, খাওয়া খেয়ে, বেড়ায়ে, শুয়ে all are everything. মানে সব সাইড থেকে আমার কাছে মনে হয় শীতকালটা is the best.
উহু। হু। হু। <chuckles> জি ভাই অ্যা এবং আজকে আসলে একটা জিনিস ভাবছিলাম ভাই যে পড়াশোনা করতে, করতে একটা জিনিস মাথায় আসছিল যে আসলে আম আমি পড়াশোনা করতে, করতে য-যখনই বসি আসলে অন এক ঘ্যামই পড়াশোনা হয়ে গেল। কিন্তু আসলে আমার মন চায় আমি পড়া থেকে উঠে একটুখানি আমার PC তে বসি। বন্ধু-বান্ধবদের সাথে একটু game খেলতে বসি। তো game টা হলো আসলে আমার শখ। আমি ছোটবেলা থেকেই মনে করেন game খেলি এবং সেই game খেলতে, খেলতে আসলে এখন একদম শখের একটা ইয়া তৈরি হয়ে গেছে। তবে হ্যাঁ, উম এটা কিন্তু সঠিক না ভাইয়া যে আসলে আমরা যখন আমাদের শখটা পূরণ করি বা আমাদের শখের কাজ করি তখন কিন্তু আমরা যখন stress অবস্থায় থাকবো আমাদের মাথাটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। এই সম্পর্কে আপনি কতটা আপনি ইয়া করেন ভাই?
হেহ। <scoffs> উহু। জি, জি, জি। উহু। উহু। জি, জি। জি, জি, জি, জি, জি, জি। জি, জি। জি, জি। জি, জি। উহু। উহু, উহু, উহু। উহু।